আমি না অনেক বেশি একটা confusion এর মধ্যে দিয়ে সময় পার করতেছি। দেখা যাচ্ছে যে, মানি আমি এখন এমন পর্যায়ে রয়েছি না, আমার যদি একটা কোন উদ্দেশ্য থাকত তাহলে দেখা যেত যে সেই হিসাবে আমি আ মানে লাইফটাকে এগিয়ে নিয়ে যেতাম বা, ভাবতাম কি করা যায়? বাট থাকে না যে সুন্দর করে আগে থেকে প্রিপেয়ার হয়ে নেওয়া। সেটা হতে পারতাম। কিন্তু এখন দেখা যাচ্ছে কি যে, আমি আসলে বুঝতেই পারছি না যে আ কোন দিকে যাবো? বা, কি করবো? বা, কোনটা আমার জন্য ভালো হবে? যার কারণে আসলে আমি নিজেও বলা যায় যে একটু কেমন যেন হয়ে গিয়েছি। মানি মনে হচ্ছে যে আমারা দ্বারা হয়তো বা কিছুই হবে না। আমি এভাবেই আসলে থেকে যাই। তো আসলে এটা নিয়ে আমি কোনোভাবেই কিছু না বুঝতে ওঠার পারার কারণে, মানি এমনি, এমনি কেমনে জানি হচ্ছে সব সময় চলে যাচ্ছে। তো এটা যদি যে নিয়ে যদি কিছু আমাকে বলতেন বা, সাহায্য করতেন লক্ষ্যটা আ choose করে দিতেন তাহলে আমার জন্য না অনেক বেশি ভালো হতো।
আচ্ছা। আচ্ছা। হ্যাঁ। ইশ! দুঃখজনক। ইশ! আসলে বিষয়টা কি জানেন তো, আপনি উদ্দেশ্যহীনতা থেকে আপনার মনে হচ্ছে যে আপনার জীবনে কিছুই হবে না। এই জিনিসটা জানতে পেরে কিন্তু আমার ভীষণ খারাপ লাগছে। কারণ মানুষের জীবনটা কিন্তু অত্যন্ত মূল্যবান। আ আপনি যদি আপনার চারপাশে দেখে থাকেন, আপনার ভেতরে যে মস্তিষ্কটা রয়েছে সেটা দিয়ে যা, যা করা সম্ভব আর কোন প্রাণের মস্তিষ্ক দিয়ে কিন্তু এগুলো করা সম্ভব না। তো আমি প্রথমত আপনাকে বলবো আ দয়া করে আপনি আশাহত না হওয়ার চেষ্টা করুন। অবশ্যই আমরা দুইজন আলোচনার মাধ্যমে এমন একটি লক্ষ্য নির্ধারণ করার চেষ্টা করব আপনার জন্য, যেটি কিনা আপনাকে একই সাথে অনুপ্রাণিত করবে আবার আপনার আত্মবিশ্বাসটাও অনেকটা বাড়িয়ে দিতে সংক্ষম হবে। আচ্ছা, আ আপনাকে যদি একটু জিজ্ঞেস করি আপনার জীবনের লক্ষ্য বলতে আপনি আসলে কি বোঝেন? মানে বিষয়টা কি আ মানে পার্থিব জগতের নিয়ে একটা লক্ষ্য থাকে মানুষের। আবার আধ্যাত্মিক জীবন নিয়েও কিন্তু একটা লক্ষ্য থাকে মানুষের। তো আপনি কোনটাকে বেশি প্রাধান্য দেন বা, নাকি দুইটা লক্ষ্য নিয়েই আপনি ই একটু আ কনফিউজড?
জি। হুম। হ্যাঁ, হ্যাঁ। উম-হুম, হুম। হ্যাঁ। আ। উম-হুম। হুম। জি। হ্যাঁ। হুম। উম-হুম। জি। আসলে না। আমি আসলে এখন পৃথিবীর যে সকল লক্ষ্য থাকে না মানুষের যেমন ধরেন হচ্ছে অনেকের লক্ষ্য থাকে যে বড় হয়ে ডাক্তার হবে, অনেকে চিকিৎসক হবে বা থাকে না আমি যেহেতু মানে কমার্স এর স্টুডেন্ট তো অনেকে দেখা যায় অ্যাকাউন্টিং সাবজেক্ট নিয়ে পড়ে accountant হচ্ছে বা ব্যাংকে চাকরি করছে। অনেকে দেখা যাচ্ছে যে HRM নিয়ে পড়ে lead করতেছে বা টিম চালিয়ে যাচ্ছে। এরকম আসলে আমি অনেককেই দেখতে পারছি। মানে যারা আলরেডি ইন্টার্নশিপ শুরু করে দিয়েছে। পাশাপাশি আবার অনেককেও দেখছি যে হচ্ছে তারা নিজের মতো করে ব্যবসা শুরু করে দিয়েছে। আবার অনেকে দেখতেছি যে মানে অ্যা কৃষিকাজের দিকে মনোযোগ দিয়েছে। আমরা অনেকে দেখতেছি হচ্ছে গিয়ে মানে কিভাবে দেশকে ডেভেলপ করা যায়? সেগুলোর চেষ্টা করতেছে। মানে থাকে না? মানে একেকজনের ইচ্ছা বা লক্ষ্য সেগুলো আসলে fix করে সেইভাবে আগিয়ে এগিয়ে যাচ্ছে। বিশেষ করে আমার বন্ধু-বান্ধব যে সার সার্কেলে আমি আছি আরকি। সেখানে আসলে বলা যায় যে প্রায় ৯০ জন মানুষই মানে ১০০ জনের মধ্যে ৯০ জন মানুষই অলরেডি হচ্ছে গিয়ে কোন না কোন কিছু শুরু করে দিয়েছে। আর সেই হিসাবে আসলে জীবন কাটাচ্ছে কিন্তু
হ্যাঁ, হ্যাঁ। আচ্ছা। হ্যাঁ, হ্যাঁ। বুঝতে পেরেছি। হ্যাঁ, আসলেই। বুঝতে পেরেছি। হ্যাঁ। হ্যাঁ। বুঝতে পেরেছি।
আমার ক্ষেত্রে গিয়ে যেটা হচ্ছে যে আমি এখনো অ্যা বুঝতে পারছি না যে আমার জন্য কি ভালো হবে। একবার মনে হচ্ছে যে যে আমি যদি কোন অ্যা গ্রুপের অ্যা ম্যানেজার হই বা হচ্ছে কোন অ্যা টিম চালাই বা থাকে না যে মানে সবাইকে দিক নির্দেশনা দেওয়া এমন কোন অ্যা কাজ করি তাহলে হয়তোবা আমার জন্য ভালো হবে। কিন্তু আবার মনে হচ্ছে যে না আমার দ্বারা হয়তোবা কোন কোম্পানি তে কাজ করা সম্ভবই না। মনে হবে যে মানে নেওয়ার পরে হয়তোবা দেখা যাবে যে আমি নিজেই ঠিকঠাক চলব না তো বাকিদেরকে কিভাবে সামলাবো? মানে কোন মতই আমার আত্মবিশ্বাসটা নাই আরকি। আবার কখনো কখনো আমি চিন্তা করি যে অ হয়তোবা আমার দ্বারা ব্যবসা সম্ভব। কিন্তু ব্যবসার যখন আমি মানুষের ক্ষতিগুলো দেখতেছি তখন আসলে আমার মাথা ঘুরিয়ে যাচ্ছে। যে ধরেন লাভ হচ্ছে গিয়ে অ্যা এক লাখ টাকা কিন্তু লস হচ্ছে গিয়ে দুই লাখ টাকা। তো কিভাবে? আমি যদি এরকম সিচুয়েশনে পড়ি তাহলে আমি কিভাবে কি করবো? দেখা যাবে যে ব্যবসা শুরু করার আগেই আমার শেষ। তো এমন নানা ধরনের আসলে চিন্তা আমার চলে আসতেছে। আবার কখনো কখনো ভাবতেছি যে এনজিও টাইপের যে সকল কাজ রয়েছে আরকি সেখানে চলে যাই। সেখানে তো আমার আসলে কোন রিস্ক নাই। আবার হচ্ছে গিয়ে দায়িত্ব যেগুলো মেইনটেইন করার সেগুলোও আসলে তেমন আহামরি না। দেখা যাবে যে মানুষকে সাহায্য করার, আর হচ্ছে গিয়ে মানুষদের সাথে কথাবার্তা বলার এগুলোরই কাজ থাকবে। কিন্তু পরবর্তী গিয়ে মনে হচ্ছে যে আমি তো ইন্ট্রোভার্ট আমি কিভাবে অ্যা বাহিরের মানুষদের সাথে এত সহজে কথা বলব বা আদৌ কি সুন্দর করে গুছিয়ে কথা বলতে পার বলতে পারব কিনা। মানে যেটাই আসলে আমি চিন্তা করতেছি সেটাই আমার জন্য মনে হচ্ছে যে না এটা আমার জন্য না। এমন একটা আসলে উদ্দেশ্যহীন আম আমার লাইফ হয়ে গিয়েছে আরকি।
হ্যা, হ্যা। হ্যা, হ্যা। ভাল বুঝতে পেরেছি। ইস! হুম। বুঝতে পেরেছি। আচ্ছা। আহারে! ওহ-হো। হ্যা। আচ্ছা বুঝতে পেরেছি। স্বাভাবিক। বুঝতে পেরেছি। না আসলে মানে খুবই খারাপ লাগছে বিষয়টা জেনে। তবে মানে আপনি যে অনেকটাই অ্যা দ্বিধাদ্বন্দ্বের মধ্যে আছেন এটা কিন্তু আপনার কথা দিয়ে বোঝা যাচ্ছে। কি করবেন আসলে সেটা বুঝে উঠতে পারছেন না। তবে আ বাস্তবতা একটা জিনিস বলে আরকি যে কমার্স ব্যাকগ্রাউন্ডের যারা আছে তারাই কিন্তু মূলত পৃথিবীটা চালাচ্ছে।
জি। হুম। হ্যা। হুম। আচ্ছা।
মানে হয়তো মনে হয় আরকি যে বিজ্ঞানীরা অনেক কিছু করছে বা অন্যরা অনেক কিছু করছে। তবে অর্থনীতি দিয়েই কিন্তু পৃথিবীটা চলে। ব্যবসা দিয়েই কিন্তু পৃথিবীটা চলে। আর একটু গভীরভাবে যদি পর্যালোচনা করেন তাহলে যারা কমার্স নিয়ে পড়াশোনা করেন, অ্যা তাদের কিন্তু কেরিয়ার চয়েস সবচেয়ে বেশি। তারা চাইলেই অনেক কিছু হতে পারে। আপনি যেটা বললেন ব্যবসা করার ক্ষেত্রে আপনি ক্ষতিটা দেখছেন সামনে। তবুও আপনি যদি একটু লক্ষ্য করেন অনেক স্টার্টআপ দিয়ে কিন্তু অনেকে আজকে লাখপতি-কোটিপতিও হয়ে গেছেন। আবার অনেকে আপনার আ ছোট্ট একটা অফি মানে অ্যা কলকারখানা কিংবা একটা অর্থনৈতিক একটা প্রতিষ্ঠানে তারা চাকরি করে কিন্তু ঠিকই নিজের জীবনটাকে চালিয়ে নিচ্ছেন। তবে আপনার কথা শুনে যেটা বোঝা গেল যে আপনি হয়তো সদ্য আ অনার্স কিংবা মাস্টার্স করছেন। তো সেক্ষেত্রে একটা ভালো জিনিস কি জানেন? আপনার হাতে কিন্তু এখন experiment করার জন্য বেশ অনেক সময় রয়েছে, হ্যা? আ তো সেইক্ষেত্রে আপনি আ দুইটা লক্ষ্য রাখতে পারেন। একটা হচ্ছে যে জীবনে অ্যা নিরাপত্তার জন্য আপনি যেন অন্তত ছোট-খাটো হলেও একটা চাকরি যেন করতে পারেন তার জন্য দক্ষতা অর্জন করার যে বিষয়টা সেইটা। আরেকটা হচ্ছে যে নিজের একটা স্বপ্ন পূরণ করার জন্য একটা ব্যবসা শুরু করা। এই দুইটাই কিন্তু আপনি করতে পারেন আরকি। তো এই দুইটা আলাদা-আলাদা লক্ষ্য নিয়ে কি আপনি কখনো চিন্তা করেছেন?
হুম। হ্যা, হ্যা। জি। হুম। জি। হুম, হুম। হ্যা। জি। হুম। আচ্ছা। হু, হু। হ্যা। উম না আসলে আমার মধ্যে এত কনফিডেন্স ই কখনো ছিল না যে আমি দুইটা কাজ একসাথে হচ্ছে আগাবো। সেটা চিন্তা পর্যন্ত আমার আসেনি। কারণ ওইযে ছিল না মানে যে ভয় লাগা কাজ করা? মনে হচ্ছিল যে সবকিছুতেই তো আও খারাপ দিক রয়েছে। তো খারাপ দিকগুলাই না আমি আসলে চিন্তা করছিলাম। বাট আপনি যেভাবে গুছিয়ে বললেন না যে আসলে আ কমার্সের যারা তারাই তো হচ্ছে সব ব্যবসা দাঁড় করিয়েছে। আর বেশিরভাগ প্রতিষ্ঠানেরই মালিক তারা আসলে। কিন্তু এদিকটা না আমি এখন গিয়ে মানে দেখতেছি। আবার পাশাপাশি ভালো যে দিকগুলো থাকে না? সেগুলো দেখা যেত যে আমি জাস্ট দেখতাম না। মানে আ থাকে না যে খারাপ দিক ভালো দিক? তো ভালো দিকগুলো বাদ দিয়ে সুন্দর মতো খারাপ দিকগুলো দেখতাম যে কী, কী হ্যাঁ জি পড়ে থাকতাম। তো যার কারণে হল কি যে আমি আসলে বুঝতেছিলাম না যে কি কোথায় যাব? বা কি করব বা কিভাবে শুরু করলে নিজের জন্য ভালো হবে বা কিছু? বাট এখন মনে হচ্ছে যে আমি যদি একটা পদক্ষেপ নিয়ে ফেলি তাহলে হচ্ছে গিয়ে আমার জন্য ভালোই হতে পারে।
বুঝতে পেরেছি। হ্যাঁ। হ্যাঁ। খারাপ দিকগুলো নিয়ে পড়ে থাকতেন। হুম, হু। বুঝতে পেরেছি। হুম। ভালো একটা কথা মানে আপনার ভেতরে এসেছে। এটা শুনে খুব ভালো লাগলো। এ যে মানে এই ২ টা লক্ষণীয়টাকে আপনি উদ্দেশ্যহীন ছিলেন। হয়তো আমরা গভীরে গিয়ে কি উদ্দেশ্য? সেটা বের করতে পারিনি। তবে এখন একটু হলেও আপনি উদ্দেশ্য পাচ্ছেন এটা কিন্তু খুব একটা ইতিবাচক দিক। আচ্ছা আ এই আ কমার্স স সেক্টরে কিন্তু অনেকগুলো ভাগ রয়েছে। হ্যাঁ? দেখা গেছে অর্থনীতির একটা ভাগ রয়েছে। আপনার এদিকে আ মানে মার্কেটিংয়ের একটা ভাগ রয়েছে, ফিন্যান্সের একটা ভাগ রয়েছে আর তারপরে আপনার আন্তর্জাতিক ব্যবসারও একটা ভাগ রয়েছে। উম এরকম কিন্তু অনেকটা উম অনেক কিছুই রয়েছে। তো এর ভেতরে এমন কোনো সাবজেক্ট কি আছে বা কোর্স কি আছে যেটা আপনার খুব প্রিয়? এবং আপনার পড়াশোনা ওই বিষয়টা নিয়ে করতে খুব ভালো লাগে? কেননা ওই বিষয় নিয়েই যদি আপনি চাকরি করেন সেক্ষেত্রে কিন্তু আপনার মানে ঐখানে একটা নিজের সৃজনশীলতাটা দেখানোর একটা সুযোগ থাকবে আরকি।
হ্যাঁ। হু, হু। হ্যাঁ। জ্বী। হ্যাঁ, হ্যাঁ। জ্বী। হ্যাঁ। হুম, হুম। হ্যাঁ, হ্যাঁ জি। হুম, হুম। জি, হ্যাঁ আসলে আপনি যখন আ বললেন না যে অনেকগুলো তো অপশন আমার হাতে রয়েছে। তো তখন গিয়ে না আমার মনে হলো যে আমার কিন্তু ফিনান্স সাবজেক্ট টা অনেক বেশি ভালো লাগে। কারণ দেখা যাচ্ছে যে এখানে অনেক কিছু শিখাও যাচ্ছে। পাশাপাশি অনেকগুলো অঙ্কও রয়েছে, যেগুলো কিনা ব্যবসাতে হচ্ছে গিয়ে মানে আ সহায়তা করে। যেমন লাভ ক্ষতির ব্যাপারটা যদি বলি। ফিনান্স এ কিন্তু এমন অনেক math রয়েছে যেখানে হচ্ছে গিয়ে আগে থেকে আ দেখা যায় যে লাভ হতে পারে? নাকি ক্ষতি হতে পারে? তো সেই হিসাবে আসলে বাদও দেওয়া যায়। আবার আগানোও যায়। যেগুলো কিনা আমি করে আসতেছি। বাট, আ এই যে মানে ফিনান্স নিয়ে যে আমি আ এগিয়ে গিয়ে, সেটা আবার আ কাজের মধ্যে দিয়ে যে, মানে আমি ফলাফল আনতে পারি আবার ইনকাম ও করতে পারি। এইটা আমি কখনোই আসলে চিন্তা করিনি। বাট আপনি বলার পর মনে হচ্ছে যে না, আমার এটা নিয়ে আ আসলে আগানো উচিত বা এটা নিয়ে ভাবা দরকার ছিল আমার।
বাহ! দারুন! তা তো অবশ্যই। ক্ষতি হতে পারে, হ্যাঁ। হ্যাঁ, হ্যাঁ। উম বুঝতে পেরেছি। হুম, না, তা তো অবশ্যই। আসলে মানুষ তো চিন্তা করেই কিন্তু, তার সমস্যার সমাধানগুলো বের করে। আর মানুষ ব্যর্থ হয় ঐজন্যই যেন সে
জি।
আ ব্যাগ নিয়ে আরো, প্রেরণা নিয়ে সেজন্য সামনের দিকে এগোতে পারে। তো আপনার কি মনে হয়? মনে করেন আপনি ফিন্যান্স নিয়ে আরো বেশি পড়াশোনা করলেন, হ্যাঁ? এবং ফলে কি হলো আপনার একটা stable জব সেক্টর তৈরি হলো। কারণ যারা ফিন্যান্সে ভালো তাদের কিন্তু চাকরি অনেক সহজলভ্য। হ্যাঁ, এটা তো গেল। তার উপর আবার এই ফিন্যান্স নিয়ে যখন পড়াশোনা করবেন তখন আপনার যে নিজস্ব একটা স্বপ্ন, হ্যাঁ? নিজে আপনাকেও তো একটা সুযোগ রাখতে হবে যে যেন আপনিও কোটিপতি, লাখপতি হতে পারেন। আজ সেটা কারোর আন্ডারে চাকরি করলে তো অবশ্যই এটা হতে পারবেন না। তো এই ফিন্যান্স নিয়ে পড়লে আপনার এই ২ টি লক্ষ্যই কি অর্জন হওয়ার কোন সম্ভাবনা আপনি দেখতেছেন? আর এর থেকে এই যে জীবনের উদ্দেশ্যহীনতাটা নিয়ে আপনি ভুগতেছেন এটা থেকে কি আপনি উঠে আসতে পারবেন আপনার কি মনে হয়?
হ্যাঁ। উম-হুম। হুম। জী। আচ্ছা। উম-হুম। হ্যাঁ। জী। হ্যাঁ, হ্যাঁ। হ্যাঁ। উম-হুম। হ্যাঁ, আসলে আপনি যে ব্যাপারটা ধরিয়ে দিলেন না? মানে ফিন্যান্স এর যে ব্যাপারটা। এটা নিয়ে না আসলে ২ দিকেই যাওয়া যায়। যেমন ধরেন আপনি প্রথমত হয়তোবা আমি একটু জব করলাম। সেখান থেকে হয়তোবা savings করে নিলাম। তারপর দেখা গেল যে, যখন টাকা হাতে চলে আসবে তখন ছোটখাটো ১ টা ব্যবসা দাঁড় করে নিলাম। তখন আ যদি ধরেন আমি দেখি যে ব্যবসাটা ভালো চলতেছে। সেটাই continue করে গেলাম। আর হয়েই তো গেল আমার উদ্দেশ্য হচ্ছে চলেই আসলো। বাট এখন যখন আপনার সাথে না কথা বললাম তখন আমি উদ্দেশ্য তো আমি পেয়েই গিয়েছি। আবার আত্মবিশ্বাসটাও আসলে ফিরে চলে এসেছে। যে মনে হচ্ছে যে না আমার দ্বারাও আসলে অনেক কিছু সম্ভব। তো ধন্যবাদ আসলে আপনাকে যে আপনি আমাকে এত বড় একটা সাহায্য করলেন।
হ্যাঁ। এটাই। যাক, ভালো লাগল। অবশ্যই। জী, আসলে আপনাকে ও অনেক ধন্যবাদ। আপনি অনেক মনোযোগ দিয়ে আমার কথা শুনলেন। আর আমি আশা রাখব এবং বিশ্বাস আছে আমার। আপনি অবশ্যই পারবেন। অনেক শুভকামনা রইলো আপনার জন্য।